আসলে একটা বিষয় নিয়ে না অনেক বেশি চিন্তার ভেতরে রয়েছি এবং বেশ কিছুদিন ধরে অনেক বেশি মন খারাপের ভিতর দিয়ে যাচ্ছি। কোনোভাবেই না এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারতেছি না। যার ফলে মানসিকভাবে বেশ depressed রয়েছি। কিভাবে যে আসলে এই জায়গাটা থেকে নিজেকে বের করে নিয়ে আসবো সেটা বুঝতে পারছি না এবং এই সমস্যাটার ফলে দেখা যাচ্ছে যে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি। শারীরিকভাবেও আসলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সব মিলিয়ে না আসলে অনেক খারাপ একটা সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। কিভাবে কি করবো? একদমই বুঝে উঠতে পারছি না।
হ্যাঁ। হুম। ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারলাম। তো এক্ষেত্রে আসলে এই যে দেখাচ্ছে যে মানসিকভাবে একটু বিপর্যস্ত রয়েছেন আপনি বা কোনো কিছু চিন্তা করতে গেলে একটা বাধা অনুভব করছেন। এই বিষয়টা আসলে কী নিয়ে?
ওকে।

বুঝতে পারলাম। আসলে আপনার সাথে কথা বলার পর এখন কিন্তু আগের থেকে অনেকটাই ভালো অনুভুতি যে টেনশন এর জায়গাটা ছিল যে আমি আ এই জায়গাটা থেকে কিভাবে বের হয়ে আসবো সেটা এখন অনেকটাই কমে গিয়েছে এবং আপনার সাথে কথা বলার পর অবয় আমার যে আসলে মনের কষ্টটা ছিল সেটা অনেকটা কমে গিয়েছে এবং আপনি যে পরামর্শগুলি দিলেন সেগুলি অবশ্যই আমি ব্যবহার করার চেষ্টা করব এবং আমার মনে হয় সেগুলি ব্যবহার করলে আমার আসলে এই জায়গাটা থেকে recover করাটাও অনেক সহজ হয়ে পড়বে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
জি। হুম। হ্যাঁ। কোনো সমস্যা নেই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।